আচ্ছা। পার্থক্যটা কিন্তু আছে। একটা হচ্ছিল গিয়া আমি যেটা বললাম যে, "আমার অফিসে একটা কলিগ একটা কিছু করছিলেন।" তো সেটাতে দেখা গেল যে আমি চুপ ছিলাম। ঠিক আছে? আমি কিন্তু সহ্য করছিলাম না। কারণ ঐটা আমার সাথে হচ্ছিল না, হ্যাঁ? আমা আমার সাথে হচ্ছিল না। তো সেইক্ষেত্রে দেখা যায় ধৈর্যের বিষয়টা আমার ওখানে ছিল না। তো এইটা আসলে যখন দেখলাম যে না, উনি আসলে অতিরিক্ত করে ফেলছেন এবং অফিসে আসলে পুরো ঘটনাটা ছড়িয়ে গেছে। তো সেইক্ষেত্রে দেখা যায় যে, আমি বলে দিয়েছি। হ্যাঁ? যে, "এইরকম, এরকম ঘটনাটা ঘটছে।" কিন্তু একটু টেকনিক্যাল ওয়েতে বলেছি যাতে হচ্ছিলো গিয়া আমার উপর চাপটা না আসে। কারণ আমি আসলে ভালোভাবে ফেঁসে যাচ্ছিলাম বিষয়টাতে। তো আর যেটা ধৈর্যের কথা বললেন বা, চাপ মানে চাপ আসে বা, হচ্ছে হলে গিয়া একদম সহ্য করা যে বিষয়টা সেটা দেখা যায় যে হ্যাঁ, সেইক্ষেত্রে দেখা যায় যে পার্থক্য অনেকটাই আছে। কারণ সহ্য করার বিষয়টা হচ্ছে হলো গিয়া মানুষের একটা লিমিট পর্যন্ত আসলে সহ্য করতে হয়। যদি কেউ আমার উপর অন্যায় করে বা, অবিচার করে, সেইক্ষেত্রে দেখা যায় আমি ১ দিন চুপ থাকতে পারি বা, ২ দিন চুপ থাকতে পারি অথবা, ৩ দিন। এরপরে কিন্তু আমার প্রতিবাদটা করতে হবে। এবং সেটা আসলে কড়া ভাষায় করা উচিত। যেকোনো মানুষের ক্ষেত্রে, হ্যাঁ? অন্যায় সহাও কিন্তু আসলে মানে ভালো কাজ না। যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী। আ তো সেইক্ষেত্রে আসলে উ মানে কেউ যদি মনে করে যে না তার সাথে অন্যায় হচ্ছে বা, হচ্ছে তার সাথে অপরাধ হচ্ছে, তখন আসলে মুখটা খোলা উচিত এবং বলা উচিত। এবং অন্যায়ের প্রতিরাত প্র প্রতিবাদ করা উচিত।
হু, হুম। খুবই দারুণ বলছেন। <laughs> হ্যাঁ, একদমই ঠিক বললেন। <chuckles> খুবই চমৎকার উপায় বেছে নিয়েছেন। খুবই দারুণ। একদম। আসলেও প্রতিবাদ করা উচিত।